আচ্ছা। মানে স্কুল পালানোর তাহলে অভিজ্ঞতাও আছে। মানে ওটাও বাদ যায়নি তাহলে বুঝবেন। <chuckles>
উ হু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles>
আচ্ছা বাহ! মানে একদম রোমাঞ্চকর একটা স্কুল লাইফ যা বুঝতে পারছি; মানে বন্ধুকে র‍্যাগ দেওয়া থেকে শুরু করে, বন্ধুদের ভয় দেখানো থেকে শুরু করে বৃষ্টিতে ভেজা এবং আ শেষ পর্যন্ত যা হল স্কুল পালানো। মানে স্কুল জীবনে যত রকমের আসলে বাঁদরামি-তেদরামি যায় বলুন না। যা যা করা যায় মানে মোটামুটি কোনটাই আসলে বাদ দেননি যা বোঝা যাচ্ছে। তো এই যে বন্ধুদের সাথে কি স্কুল লাইফ এ টিফিন শেয়ার করা হত বা আপনারা কি ছোটখাটো থাকে না যে বন্ধুরা স্কুলে একটু ছোটখাটো পিকনিক করে যে একেকজন একেক রকম আইটেম এনে। এই ধরনের কি কিছু করা হতো?
<laughs> <laughs> হ্যাঁ, এটা কিন্তু প্রচুর করা হতো এবং আরো একটু শয়তানি করতাম আমরা। যেমন ধরুন আজকে আমার টিফিনটা পছন্দ হয় নাই। হয়তো যে চুপচাপ যে আছে তাকে আমার টিফিনটা গছায় তার টিফিনটা মেরেও দিতাম অনেক সময়। <chuckles> মানে এমন না যে আমি গছাইছি। আমি manipulate করে ফেলতাম। যে আমার টিফিনটা সবচেয়ে মজা আমি কিন্তু তোমাকে দিব না। না তার সেটাই লাগবে। না আমি তোমাকে দিব না। এই যে জোরজবস্তি করে সে নিয়ে যেত এবং আমাদের তো মজা। আমাদের কি? বাট হ্যাঁ মাঝে, মাঝে এটাও হত যে সবাই হয়তো অনেক সময় প্ল্যান করে টিফিন আনতাম। অনেক সময় যে যেটা এনেছে সেটা হয়তো আমরা ভাগাভাগি করে খাচ্ছি। এবং অনেক সময় যেটা হতো হয়তো টিফিন টাইমে বাদরামি করছি, ক্লাসের মাঝে চুপি, চুপি খাচ্ছি। ধরা খেয়ে হয়তো দাঁড় করায় রাখছে। <chuckles> এমনও হতো।
উহু। ওহো! <chuckles> আচ্ছা। হুম। <chuckles> হ্যাঁ আসলেই। না। হু, হু। হু, হু। <chuckles> মানে পানিশমেন্ট ও পাওয়া হয়েছে তাহলে অনেক। যেহেতু এত বাঁদরামির কাহিনী আছে তাহলে পা মানে মজার কোনো পানিশমেন্ট এর কাহিনী কি মনে পড়ে?
হ্যাঁ, হ্যাঁ। আমাদের স্কুলে সবচেয়ে মজার যে পানিশমেন্টটা, মজা মানে সবচেয়ে কষ্টকর যে পানিশমেন্টটা ছিল অ মানে এটা বড় হয়ে যাওয়ার পর 7, 8, 9 এ যাওয়ার পর যে বেশি বাদরামি করলে স্কুলের মাঝখানে সবচেয়ে বড় যে মাঠটা ছিল। সবাইকে কান ধরে ওই মাঠে ঘুরতে হবে। এবং স্কুলের সব বিল্ডিং থেকে ওটা দেখা যায়। এই পর্যন্ত আসলে আজ পর্যন্ত আমি যাই নাই। ওই পানিশমেন্ট খাওয়ার আগে হয় স্কুল পালাইছি। ক্লাস বাঙ্ক দিয়ে পরের দিন এসে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বা ধরেন অন্য কোনোভাবে কারণ এটা ছিল কারণ আ কলেজের যে সে সেকশনটা ছিল একটু আলাদা ছিল। সো স্কুল লেভেলে কিন্তু 8, 9, 10 ছিল সবচেয়ে সিনিয়র। <clicks tongue> এদের parts ছিল different বাচ্চাদের সামনে তারা দেখবে বড়রা কান ধরে ঘুরছে। এটা হতেই দেওয়া যাবে না। এটা হতেই দেওয়া যাবে না। <chuckles>
<chuckles> হু, হুম। হুম। হু। হুম। ওহ মাই গড! <chuckles> ছি <chuckles> আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। কি? মানে একদম তো স প্রেস্টিজ পাংচার। বুঝতে পারে। <chuckles> বাহ! মানে খুবই একটা স্মৃতিময় মানে একটা স্কুল জীবন আপনি কাটিয়েছেন। তো আর কি যাওয়া হয়েছে স্কুলে, স্কুল লাইফ এর পরে?